ভাই এই অ্যাড বিষয়ে আমি যদি বলি ভাই, রিলসের বিষয়েও বলিব যদি ভাই। মানে যে বর্তমানে <chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই ধরেন রিলসের যে বিষয়টা দে দে দেখেন মানুষ কিন্তু আ লাইক আ মানুষের উম অ মানে জন্মগতভাবে বা আমি বলি যদি জৈবিকভাবে মানুষের একটা বিষয় হচ্ছে, মানুষ হচ্ছে খুব বেশি ভাবতে পারে না মানে খুব বেশি ভাবতে পারে না এমন না, অনেক ভাবতে পারে, বাট মানুষ খুব বেশি এনার্জি খরচ করতে পছন্দ করে না। বা অলস <chuckles> জি, জি। হ্যাঁ, ভাবতে চায় না, সেটাই। আ ভাই কিন্তু এই যে এই সাইকোলজিটা ইউজ করে প্রযুক্তি দেখেন যে রিলসের বিষয়টা ভাই, শর্ট বিনোদন যে বিষয়টা, ওইটার প্রতি অ্যাডিকশন অ্যা জি, জি। ওই অ্যাডিকশনটা আসলে অ্যা বাড়ায় ফেলতেছে। ওই ওইটাকে কাজে লাগিয়ে, যে দেখেন শর্ট ভিডিও মাঝে, মাঝে বি অ্যাড আসতেছে, তাই না? যে এই যে নাহিদ ভাই। এ এই বিষয়টা আসলে ওই স সোশ্যাল মিডিয়ার আ জি, জি, জি, জি, জি।
হ্যাঁ, হ্যাঁ। রিলস, ফিড সবকিছুর ব্যাপারেই বলেন। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। পছন্দ কেন ভাবতে চায় না। হ্যাঁ! yeah my goodness! <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইভেন ইভেন ইভেন আপনার কাছে শর্ট ভিডিও কোনগুলো আসবে, এটাও কিন্তু তারা নিয়ন্ত্রণ করে দিচ্ছে। আপনাকে ওই গণ্ডি থেকে বের হতেই দিচ্ছে না। আপনার কাছে যে শর্ট ভিডিওসগুলা আসতেছে একটার পর একটা, ঠিক আছে এইটা বুঝলাম আমি আসতেছে, সবকিছু চলতেছে। তো ওই জিনিসগুলা লাগাতার একই জিনিস কেন দেখাইতে হচ্ছে? সে তো আমাকে ডিফারেন্ট, ডিফারেন্ট কিছু দেখাইতে পারে। সবচেয়ে বড় সমস্যা কী, আমি আপনাকে বলি ভাই, এটা একটু আমার খুব মনে পড়ে গেল আপনার কথা শুনে। আপনাকে অনেক ধন্যবাদ, যে আসলে আপনি এত বেশি বাস্তবিক কথা বলেছেন।
হ্যাঁ, হ্যাঁ। একদমই ভাই। জি, জি, জি, জি, জি। জি, জি, জি। জি, জি। জি, জি। জি। জি, জি, জি। হু, হু। হ্যাঁ, বলেন তো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি।
ভাই, এই যে শর্ট ভিডিও আসার কারণে কী হলো? আমি কিন্তু ২ মিনিট ধরে একটা মজার ভিডিও দেখলাম suppose, আমি না চাইতেও আমার হাসি চলে আসছে। একটু চেঞ্জ করার পর জাস্ট একটা চেঞ্জ করলাম, উপরে তুলে দিলাম। এখন কিন্তু আমার চোখের সামনে আবার কী হলো, ইসরাইলি একটা ব্যাপার চলে আসছে বা খুবই বাজে একটা ভিডিও দেখলাম যেখানে আসলে মানুষের খুব কষ্ট, ওটা দেখে কী হলো? আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেল। আমি আবার একা চেঞ্জ করলাম, ধর্মীয় কিছু চলে আসছে। আমি আবার একটা চেঞ্জ করলাম হয়তো, হট কিছু চলে আসছে। আমি আবার একটা চেঞ্জ করলাম, দেখলাম হচ্ছে যে আবার একটা বেসিক ব্যাপার চলে আসছে। তো এই যে আ মাত্র ৫-৭ মিনিটের মধ্যে আমি আমার মাইন্ডকে এর কারণে ৩-৪ বার আমার ডোপামিন ডিফেন, ডিফেন ওয়েতে রিলিজ করতে হইছে। তো এই যে আমার আমার আমার মাইন্ড কিন্তু ভাই অ ধাম করে দুঃখ পাচ্ছে, ধাম করে কষ্ট পাচ্ছে, ধাম করে হচ্ছে কান্না করে দিচ্ছে। আপনি বলেন ধাম করে দুঃখ, ধাম করে কষ্ট, ধাম করে লাফালাফি, এই জিনিসগুলা কারা করে? পাগলরা করে না?
জি, জি, জি। জি, জি। অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হু, হু, হু। জি, জি। জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। উ-হুম। জি, জি। জি। জি, জি। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হুম। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এইটা খুব ভালো বলছেন ভাই। হ্যাঁ, হ্যাঁ <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম ভাই, একদম ভাই। মানে এটা একদম, একদম।
এগুলা তো পাগলরাই করে। এরা আমাদেরকে পাগল বানায় দিছে ভাই। অথচ আমাদেরকে বোঝাচ্ছে যে, "You are the customer!"
একদম ভাই! হ্যাঁ, হ্যাঁ। একদম ভাই। লাইক আপনি ডোপামিন ডিটক্স তো
My goodness ভাই! এই ব্য এই ব্যাপারে আপনার কী মতামত?